একটা বিষয় না নিয়ে ভেবে, ভেবে আমি কোনো কুল কিনারা পাচ্ছি না। এবং এই বিষয়টা নিয়ে যতই ভাবছি, যতই চিন্তা করছি, ততই মন হচ্ছে মাথার মধ্যে জট পাকিয়ে যাচ্ছে। এবং আ ব্যাপারটা আসলে দিনদিনে এত ব্যা বিরক্তিকর হয়ে যাচ্ছে, এবং মনে হচ্ছে যে এম এই কাজটা কি আমার দ্বারা আদৌ ঠিকঠাকভাবে সম্ভব হবে? মানে আমি কিছু, কিছু ব্যাপার নিয়ে আ খুব অ অ্যা দেখা যাচ্ছে একটু মোটামুটি ভালোই বিরক্ত। খুব আশা নিয়ে কাজগুলো শুরু করি, কিন্তু কাজ শুরু করার পরে অনেকগুলো ব্যাপার এমন ঘটে যাচ্ছে যেটা থেকে আসলে মানে যেই ভালো লাগা, যেই উদ্যম নিয়ে কাজ শুরু করেছিলাম, সেই ভালো লাগা উদ্যম চলে যেয়ে কোথাও যেন একটা মেজাজ খারাপের বিষয়ে বি মানে ব্যাপারটা পরিণত হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে না আমার খুবই ইদানিং একদম মানে মাথাটা সবসময় মনে হয় যে গরম থাকে। তো এটা নিয়েই আসলে আমি কার কাছে কি বলব, কোথায় কি ব করব এবং আ মানে কোথায় গেলে একটা সমাধান পাবো? কিছুই আরকি কুল পাচ্ছিলাম না, তো এইজন্যই আসলে কি করব কিছু বুঝতে পারতেছি না।
আচ্ছা। হুম। জ্বি। হু। আচ্ছা। আসলে আপনি যে বিষয়টা নিয়ে অনেকটা চিন্তার মধ্যে দিয়ে আছেন এটা আপনার কথাতেই বোঝা যাচ্ছিল। তবে আসলে এভাবে চিন্তিত হয়ে পড়বেন না এবং যদি বলতেন আসলে মানে কী নিয়ে আপনার এমনটা অনুভব হচ্ছে? তাহলে বুঝতে সুবিধা হতো আরকি।
আসলে হ্যাঁ, বলবো অবশ্যই। ব্যাপারটা হচ্ছে কী যে আমার একটা আমার একটা স্টার্টআপ আছে। স্টার্ট আপ টা জাস্ট কেবল হচ্ছে গিয়ে একদম শুরুর দিকে খুব বেশি একদম বড় কিছু হয়ে গেছে ব্যাপারটা এরকম না। তো এই স্টার্ট আপ এর শুরু থেকে কিন্তু একটা টিম, ভালো একটা টিম থাকা খুব বেশি জরুরি। সে হচ্ছে আমার co-founder স টিম হোক অথবা হচ্ছে গিয়ে আপনার আ হচ্ছে ব্যা যারা আমার সাথে কাজ করবে। মানে ধরেন আমার আম <smacks lips> আরা আদারস যারা সাপোর্টার। ধরেন আমার logistics এর লোক লাগে, আমার হচ্ছে vendors আছে, আমার ডিজিটাল মার্কেটিং টিম আছে। তো এইগুলো বিষয়গুলো নিয়ে না মানে অনেকজন লোকই আসলে ইনভলভড, আ মানে এই ছোট স্টার্ট আপ এর সাথে। তো ব্যাপারটা কী হয়, যখন এই যেমন আমি ডিজিটাল মার্কেটিং এর কথাই বলি, ব্যাপারটা কী হলো আমি খুব আগ্রহ নিয়ে ডিজিটাল মার্কেটিং টিমটাকে আমি নিলাম যে ওরা আমাকে 6 মাসের একটা সাপোর্ট দিবে। ওরা খুব ভালো কাজ-টাজ করতে পারে, ওরা কাজের স্যাম্পল ও দেখালো যে খুবই সুন্দর আব কাজটা যে ওরা করছে আ অন্য ক্লায়েন্টস দের সাথে। তো এইটা দেখে আমার কাছে ভালোই লাগলো যে না ঠিক আছে। আর ওরাও বেশ ওরাও হচ্ছে ছোট। খুব বেশি বড় না যারা এই কাজটা করতেছে। এবং দেখা যাচ্ছে যে এম আব মানে কাজের প্রতি বি আগ্রহ আছে। আমার কাছে এরকমই মনে হলো নেওয়ার সময় কথাবার্তা, নিয়মানুবর্তিতা মানে টাইম schedule টা মেইনটেইন করে। ভালো লাগছে আমার স কাছে নেওয়ার সময়। কিন্তু যখনই আমি এম আ ও মানে কাজ এখন দেওয়া শুরু করেছি তখনই না মানে কী সব উদ্ভট কাজকর্ম, উদ্ভট ডিজাইন আমাকে দিচ্ছে। আমার লোগো টা মানে মানে আমি একটা আমার static পোস্টার বানাইছে একটা। তো ওটার মধ্যে লোগো টা এমনভাবে বসাইছে লোগোটা দেখতে খুবই অড লাগতেছে। মানে আমি বুঝলাম না যে তাহলে ওরা কী কাজ দেখালো আমাকে। কাজগুলো কী তাহলে ভুয়া ছিল? মানে এইগুলোই না এইগুলো নিয়ে আসলে মন মেজাজটা খুব খারাপ আছে। মানে ভাবতেছিলাম যে একটা ভালো দক্ষ টিম পেলাম, কিন্তু না দক্ষ টিম আসলে মনে হচ্ছে না আমি পেয়েছি। এটাই আর কীভাবে যে এদেরকে আমি ম্যানেজ করবো আমি এটাই বুঝতে পারতেছি না।
আচ্ছা। জ্বি। হুম। উ হু। জ্বী, জ্বী। উম, হুম। উম। আচ্ছা। উম। জী। উম। হ্যাঁ, হ্যাঁ। হুম। আসলে বোঝাই যাচ্ছে যে একটা বিষয় নিয়ে আপনি বেশ অনেকটা হতাশার মধ্যে দিয়ে যাচ্ছেন। তো এভাবে হতাশাগ্রস্ত হবেন না। এবং যেমনটা বললেন যে একটা স্টার্ট-আপ টিম আপনি গঠন করছেন এবং সেটাও আসলে আপনার আশানুরূপ হচ্ছে না। তো এই যে টিমের আপনি যেমনটা বললেন, আ আসলে পুরো ওভারঅল টিমের সদস্য কয়জন বা আপনাদের এই যে যখন কাজ করে, কাজের সময়সূচীটা কেমন যদি একটু বলতেন।
হা, আসলে টিমের সদস্য তো এখন আমরা কো আ ফাউন্ডার্স আছি। আ তারপরে ১৫ জন ভেন্ডার আছে, লজিস্টিক এর লোক আছে। আম তারপর হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এর ২ জন আছে। তো মোটামুটি ধরেন, আ মোটামুটি ধরেন ১৫-২০ না, না, অব ভেন্ডরই তো ১৫ আমার ধরেন সবকিছু মিলায় ধরেন আপনার আ ২৫ জনের একটা <blows air> ২৫ জনের একটা টিম। তো এই ২৫ জনের টিমের মধ্যে একটু অন অ্যান্ড অফ ব্যাপার আছে। এইজন্য হচ্ছে গিয়ে দেখা যায় যে মানে ডিজিটাল মার্কেটিং যে টিমটাকে আমি কেবল নতুন হাইয়ার করলাম। হ্যাঁ, তো এরা আগে ছিল না। এবং ওদেরকে নিয়েই না আমার মূল সমস্যাটা হচ্ছে, যে ওরা আসলে আ আমি যেভাবে কা কাজগুলোর কথা বলছি যে যেভাবে করো, ওরা ঠিক সেভাবে যেমন ধরেন ২ দিন আগে আমি ১৬ ই ডিসেম্বরের জন্য আমি পোস্ট করতে বললাম যে ১৬ ই ডিসেম্বরের জন্য তো পোস্ট করা লাগবে। তাইলে তোমরা একটা ডিজাইন করো এরকম, এরকম, আ বলে দিলাম ওদেরকে। তো আমি দেখলাম যে ১৬ ই ডিসেম্বরের যে পোস্টটা করেছে সেখানে কোনো ১৬ ই ডিসেম্বরের থিমই হয় নাই। মানে একটা স্ট্যাটিক পোস্ট বানাতে বলেছিলাম সেটার কোন থিমই আসলে হয় নাই। তো এইটা দেখে আসলে হতাশ লাগলো যে ১৬ ই ডিসেম্বরের থিম ম মানে স্ট্যাটিকে ১৬ ই ডিসেম্বরের থিম কোথায়? তো এগুলো নিয়ে না আমি বুঝতে পারছি না যে এদেরকে আমি কিভাবে ডিরেকশন দিব যে তাহলে ওরাও ঠিকঠাক মত কাজ করবে। আমার কাজটাও ঠিকঠাক মত হয়ে যাবে। মানে আমি যেটা এ্যা এর রেসাল্ট এক্সপেক্ট করছি সেটা হবে, হয়ে যাবে। এইটাই হচ্ছে একদম মাথা ব্যাথার কারণ হয়ে গেছে আমার জন্য।
হু। আচ্ছা। হুম। হু, হু। জ্বী, জ্বী। জি। আচ্ছা। হুম। আচ্ছা। আসলে এসব পরিস্থিতিতে আপনি যেমনটা অনুভব করছেন এরকম অনুভূতি আসতেই পারে। কারণ আপনি আপনার টিম থেকে কিছু একটা বিষয় আশা করেন যেটা হয়তো আপনার আশানুরূপ হচ্ছে না। তো এসব পরিস্থিতিতে আপনাদের এই যে মানে আন্ডারস্ট্যান্ডিং বা একটা কমিউনিকেশনের বিষয় সেটা কিন্তু একটু পরিষ্কার থাকা প্রয়োজন। যেমনটা হচ্ছে আপনি আপনারা যেমনটা চাচ্ছেন এবং আপনাদের ডিজাইনার টিম তারা কেমনটা চাচ্ছে? হয়তো কিছুটা কমিউনিকেশন গ্যাপ এর কারণে তারা হয়তো বিষয়টা বুঝছে না। এবং তার পাশাপাশি যে আপনি যেটা করতে পারেন যেহেতু দেখছেন তারা বিষয়টা নিয়ে তেমন একটা পারদর্শী না বা তারা হয়তো বিষয়টা আপনারা যেমন চাচ্ছেন তেমন একটা করতেছে না। তো এইসব পরিস্থিতিতে আপনারা চেষ্টা করে দেখতে পারেন যে যাদের মানে আপনাদের মানে অভিজ্ঞতা রয়েছে বিভিন্ন start up কোম্পানি তে কাজ করা। এরকম মানুষজনদের সাথে একটু পরামর্শ করা, আলোচনা করা হয়তো আ তাদেরকেও কোনো একটা পর্যায়ে হায়ার করা এবং যেহেতু আপনারা একটা হায়ার করে ফেলেছেন সেক্ষেত্রে আপনারা এটাও কিন্তু চিন্তা করে দেখতে পারেন যে তাদেরকে কিছু একটা প্রশিক্ষণ বা কিছু একটা কোর্স এর মাধ্যমে তাদের এই দক্ষতাটা একটু বাড়িয়ে তোলা। এগুলো কিন্তু কমবেশি করা যায় এবং তার পাশাপাশি এই যে আপনার এই যে টিমের বা স্টার্ট আপের বিষয় যেটা বল্লেন এটার ক্ষেত্রে কোনো বাজেট বা আপনাদের টিম গঠনের জন্য বা টিম ইমপ্রুভ এর জন্য কী কোনো প্ল্যান আছে?
<clicks tongue> জ্বি। হুম, হুম। জ্বী। আচ্ছা। আসলে আমাদের আমার যে ব্যবসাটা এটা তো পুরোপুরি গভমেন্ট এর ফান্ড এ। তো দেখা যায় যে ছোট একটা গভমেন্ট ফান্ড আমরা ব এই বছরের শুরুতে পেয়েছিলাম। মানে মার্চের আ দিকে মার্চ-এপ্রিলের দিকে ওই টাইমটায়। তো এরপরে হচ্ছে গিয়ে এরপরে আমরা আরেকটা government grant পেয়েছি। ওটা মানে বা প্রায় ৳১২,০০,০০০ টাকার মানে ১০,০০০ ইউ মানে USD। তো সেটা মানে বাংলাদেশী টাকায় কনভার্ট করলে ৳১২,০০,০০০ এর মতোই হয়। তো এই তো এই ম হচ্ছে মোটামুটি এখনই হচ্ছে এটা এইটাই আমাদের এখন পোর এখনকার জন্য ফান্ড। আর নিজেস্ব যদিও কিছু টাকা-পয়সা আছে যে হ্যাঁ নিজেস্ব কিছু ফান্ড ও ফান্ড এরও আমাদের ব্যবস্থা আছে। কিন্তু আম এখনই আমরা চাচ্ছি না যে মানে নিজেস্ব ফান্ড টা ইউস করতে। আমরা চাচ্ছি যে investor এর কাছ থেকেই আসলে investment এর রেইস করব, এইভাবে কোম্পানি টাকে বড় করব। এটাই হচ্ছে মে মেইন আরকি আ লক্ষ্য। আসলে এই ফান্ড এর ব্যাপারটা নিয়েও যদি টিম টা আসলে ভালো না হয়, মানে টিম যদি effective না হয় তাহলে ফান্ড এর বে ব্যাপারটাও কিন্তু অনেক সময় আটকে যায়। মানে ধরেন যে যখন ইনভেস্টর রা দেখবে আমার হচ্ছে সেইরকম আ কাজের আ মানে টিম নাই, তখন কিন্তু ওরাও আ তখন back off করবে আরকি, ইনভেস্ট করবে না। এটাই হয়ে গেছে ঝামেলা বুঝছেন? এইজন্যই না এই আ স্টার্ট আপ এর এই বিষয়গুলো নিয়ে আমি খুব বেশি একটা টেনশন এর মধ্যে আছি। যে কিভাবে এই টিমটাকে আমি ভালো করব আর ব মানে ভালো ইফেক্টিভ করব আবার আ ধরে রাখবো কিভাবে? এটাই হয়ে গেছে মূল সমস্যা।
হুম। আচ্ছা। হুম। উম জ্বী। জ্বী। হুম। জ্বী, জ্বী। আগ্রহ দেখাবে না, হুম। আচ্ছা। আচ্ছা আসলে এসব পরিস্থিতিতে আপনি বেশ কিছু আ পদ্ধতি অবলম্বন করতে পারেন। তার মধ্যে যেটা হচ্ছে যেহেতু ২৫ জনের টিম আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেক এ্যা টিমের মধ্যে হয়তো ২ থেকে ৩ জন করে ছোট, ছোট, টিম করতে এবং প্রত্যেক টিমের একটা মানে ম্যানেজার রাখতে। যিনি আসলে আপনাদের ওই যে ছোট, ছোট, টিম গুলোকে একটু অর্গানাইজ করবে। কারণ অনেক সময় যেটা হয় আরকি যে, এরকম নির্দিষ্ট একটা কোন টিমকে যদি একটা কাজই দেওয়া হয় তখন দেখা যাচ্ছে আ সবার মতামতের মধ্যে কিছুটা অমিল, কিছুটা ভিন্নতা এরকম কিন্তু কমবেশি দেখা যায়। তো আপনারা চেষ্টা করবেন কোন একটা ম্যানেজার এর মতো একটা আপনাদের ইয়া করে রাখতে। হয়তো তারা ৩ জন করে ৪ জন করে এরকম করে আপনারা টিম গুলা ভাগ করে নিতে পারেন। তার পাশাপাশি আপনারা যেটা করতে পারেন। এটা হচ্ছে যেহেতু আপনাদের স্টার্টআপ এবং যেহেতু আপনারা হায়ার করেছেন। সেহেতু তাদের দক্ষতাটা কিন্তু যাচাই করাটাও খুব গুরুত্বপূর্ণ। তো তাদেরকে আপনি আ এই যে প্রোডাকশন লেভেলের টাস্ক না দিয়ে আগে কিছু পরীক্ষা বা পদ্ধ এ যাচাইমূলক কিছু টাস্ক দিতে পারেন। আ যেগুলোতে হয়তো তারা তাদের ক্যাপাবিলিটি কতটুক সেটা নিয়ে আপনাদের ধারণা হইতে পারে এবং সেই অনুযায়ী আপনারা কিন্তু তাদেরকে এই যে ডিজাইনের কাজ বলেন বা অন্যান্য কাজ সেগুলা অ্যাসাইন করবেন। এরকম করলে দেখা যাবে যে, আপনাদের সময়টাও বাঁচবে এবং আপনাদের যে আসলে আ ভিন্নতা বা আপনি যেরকম চাচ্ছেন সেরকম হচ্ছে না এটা থেকে কিছুটা হলেও আপনারা একটু সুবিধা পাবেন। আর তার পাশাপাশি যেটা করে দেখতে পারেন। সেটা হচ্ছে মানে নির্দিষ্ট একটা সময় সেটা সপ্তাহের যেকোনো একটা দিন, আপনাদের টিমের মধ্যে কমিউনিকেশন কিভাবে বাড়ানো যায়। স্কিল ডেভেলপমেন্ট এর জন্য একটা মানে সময় বরাদ্দ রাখতে পা এতে করে সবারটা দেখা যাবে যে অনেকটা বরাদ্দ হইতে পারে। তো আপনার কি মনে হয় আপনার পদ্ধতিগুলা কাজে লাগতে পারে?
আচ্ছা। হু, তা তো অবশ্যই। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে, আসলে এই যে এই টিম গঠনের সময় স্পেশালি ডিজিটাল মার্কেটিং টিমকে নিয়ে আমি যেই একটা ঝামেলার মধ্যে যাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে হয়তো আপনি যেভাবে বললেন সেই যে বিষয়গুলো নিয়ে যদি আমি আগে থেকে যাচাই-বাছাই করতাম। হয়তো আমার জন্য মানে এখন যেরকম আমার বারবার ফিডব্যাকস দিতে হচ্ছে, বলতে হচ্ছে যে এইভাবে করো বা এইভাবে করো না। তো ওই জিনিসগুলা তখন আর হতো না। এবং ওরাও আসলে তখন আমার অ্যা সাইকোলজি বা ব্র্যান্ড এর সাইকোলজি বুঝতো যে ব্র্যান্ড আসলে এরকম ডিমান্ড করে। আসলে এখানে আমার নিজেরও একটু ভুল ছিল। কিন্তু এখন আপনার কথা শুনে মনে হচ্ছে যে আ হয়তো আমার টিমকে যদি আমি ঠিকভাবে যে আপনি যেভাবে জিনিসটা বললেন। এরকম করে যদি বুঝাতে পারি তাহলে হয়তো ওরাও ইফেক্টিভলি কাজ করে দিতে পারবে। এবং আমার মাথা থেকে অনেকটাই ঝামেলা নেমে যাবে। তো আপনার এই সাজেশনগুলো না আমার কাছে মনে হচ্ছে বেশি উপকারের। কারণ আমি হচ্ছি টিম হায়ারিং এর সময় আ যেমন এই যে সামনে আমি লজিস্টিক এর লোকসন অ লজিস্টিক এর লোক নিবো। তখনো আসলে এই বিষয়গুলো আমি মাথায় রাখবো। এই হচ্ছে ইসের সময় তো ডিজিটাল মার্কেটিং এর সময় তো একটা ধরা খেলাম। আসলে বুঝঝে বে তখন আসলে বুঝে উঠতে পারিনি যে কিভাবে জিনিসটা হ্যান্ডেল করতে হয়? এট লজিস্টিকস এর সময় আমি অবশ্যই এই বিষয়টা খেয়াল করব। কারণ এই বিষয়টা আরো বেশি সেনসিটিভ। একদম মানে কোনোভাবে যদি এদিক ওদিক হয়ে যায় সার্ভিসের ক্ষেত্রে অনেক বাজে একটা ইমপ্যাক্ট পড়বে। তো আসলে আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাকে এত সুন্দর পরামর্শ দিলেন। আমার কাছে এখন মনে হচ্ছে যে একটা হয়তো দিক পাওয়া গেল, দিক নির্দেশনা পাওয়া গেল। যেভাবে আরকি আগালে আমার হয়তো কাজগুলো অনেক সুবিধার হবে। আপনাকে অনেক ধন্যবাদ।
জি, জি। হুম। হু, হু। জি, জি। জ্বী, জ্বী। হু, হু। অবশ্যই। হম। হুম। জ্বী, জ্বী। <clears throat> জ্বী, জ্বী। জ্বি আসলে আপনাকেও অনেক, অনেক, ধন্যবাদ আপনার জন্য শুভকামনা। আসলে এসব প আ পরিস্থিতিতে আপনাদের আ চেষ্টা করা উচিত যে সবকিছু যেন একটু ঠিকঠাক হয় বা নমুনীয় হয় এবং তার জন্য যথেষ্ট পরিমাণ রিসোর্স ও আপনাদের থাকা প্রয়োজন। এবং এটার জন্য যতটুকু আসলে দক্ষতা ঐরকম মানুষজনদেরকে হায়ার করা বা তারা তাদেরকে হায়ার করে কিছুটা এই যে মাস ২ মাস একটু প্রশিক্ষণ দেওয়া বা কিছু একটা ইন্টার্নশিপ এর মাধ্যমে তাদের যাচাই-বাছাই করা এবং কোন একটা স্কিল এর উপর তাদেরকে একটু ফোকাস করা। এতে করে দেখা যাবে যে কমবেশি আপনাদের যে দলের মধ্যে একটা কমিউনিকেশন বা আপনি যেমনটা চাচ্ছেন। এরকম কিছুটা হলেও আপনারা কিন্তু আশা করে রাখতে পারেন। এবং এটা হয়তো একটু সময় সাপেক্ষ ব্যাপার। তবে আশা করা যায় যে যদি আপনারা ঠিকঠাকভাবে করেন তাহলে এটা থেকে কিছুটা হলেও পরিত্রাণ পেতে পারেন আরকি। তো আপনার সামনের দিনগুলো ভালো হোক এবং আপনি অনেক, অনেক, ভালো থাকবেন।
হু, হু। জ্বি। বুঝতে পারছি। হু, হু।